হুম, আসলে দারুণ বলেছেন, কারণ আ চেষ্টা তো থাকতেই হবে। চেষ্টা না থাকলে তো তারা দেখা গেছে এই সংস্কৃতি ভুলে গেলে এই সংস্কৃতি একদিন থাকবে না। সংস্কৃতি তো মানুষ দ্বারাই থাকে।
অবশ্যই। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। হ্যাঁ।
তাদেরকে বহন করে বহুদিন নিয়ে যায়। অ্যা তো এমনিতে এই যে মানে আপনার কোন, কোন সংস্কৃতিগুলাকে বা কোন, কোন ঐতিহ্য স কোন, কোন অনুষ্ঠানগুলাকে আপনি মানে কখনোই বাদ দিবেন না? যাই হয়ে যাক প্রি বিদেশের মাটিতে থাকলেও আপনি ঐখানের বাচ্চা-কাচ্চাদের সাথে ওইগুলা শেয়ার করবেন বা ওইগুলা করবেন?
হ্যাঁ। উম দেখুন আ আমার কাছে কিন্তু এক্ষেত্রে আসলে অ্যা কিছু অ মানে বৈচিত্র্য আছে যেমন ধরুন, আ এক একটা হচ্ছে ধর্মীয় যে অ্যা ঐতিহ্য এবং সংস্কৃতি আছে, ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আচার, রীতিনীতি আছে সেগুলো অবশ্যই আ বাচ্চাদেরকে শেখানো উচিত। কারণ আ বিদেশের বাড়িতে হ্যাঁ, বিদেশের বাড়ি থেকে দেখা যায় যে আসলে আ এই ধরনের পরিস্থিতি বা মানে পরিবেশ সেখানে থাকে না বা ওই ধরনের আ জনগোষ্ঠী সেখানে না থাকার কারণে এগুলো কিন্তু আসলে জানতে পারে না। তো সেক্ষেত্রে এটা অবশ্যই তাদেরকে অ্যা বোঝানো উচিত ছোট থেকেই এবং শেখানো উচিত। না তার সাথে আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যা আমাদের যে আ ঐতিহ্য আসলে আমাদের অ্যা আমাদের যে বাঙালি বাঙালিদের কিন্তু আসলে কিছু ঐতিহ্য আছে হ্যাঁ, কৃষ্টি কালচার এবং কিছু অনুষ্ঠান আছে। তো মেইন, মেইন যে আসলে অনুষ্ঠানগুলো এগুলো আসলে প্রত্যেকটি তাদেরকে অ্যা শেখানোর চেষ্টা করবো। ধরুন আ পহেলা বৈশাখ থাকতে পারে, আ তারপরে হচ্ছে বসন্ত উৎসব থাকতে পারে। আ এই, এই ধরনের যে উৎসবগুলো আসলে আছে, এগুলো কিন্তু আসলে তাদেরকে অ্যা শেখানোটা বেশ গুরুত্বপু পূর্ণ বলে আসলে আমি মনে করি এবং তার সাথে ধর্মীয় বাকি উৎসবগুলো হ্যাঁ।
হ্যাঁ, ভালো কথা বলেছেন। হ্যাঁ। শুরু থেকে ছোট থেকে সেখানো উচিত। হ্যাঁ, না সত্যি বলেছেন। হ্যাঁ, বাঙালিদের কিছু অনুষ্ঠান তো আছেই। অ্যা অ্যা হ্যাঁ। বা উদযাপন করা একসাথে একই দিনে।

হু, হুম। একটা দারুণ একটা সংস্কৃতির কথা আলোচনা হলো। আর এমনিতে এইযে আপনার বাচ্চাদেরকে সংস্কৃতি কিভাবে পালন করা যায়, কিভাবে শিখাবেন এটা নিয়ে আলোচনা। এমনিতে এ মানে কি যেদিনকার এই অনুষ্ঠানগুলা হয় মনে করেন একুশে ফেব্রুয়ারি দিন বাচ্চাদের সাথে কি, কি, করা যেতে পারে যে, তারা এই দিনটিকে ম স্মরণে রাখবে?
হ্যাঁ। দেখুন। আম আমি তো যেটা আসলে প ১ম এই বললাম যে, এই ধরনের যে, আ আ যে, নির্দিষ্ট দিনগুলোতে এই অনুষ্ঠানগুলো হয়, সেই নির্দিষ্ট দিনগুলোর আ আগে থেকেই আসলে বাচ্চাদেরকে এই দিনগুলো সম্পর্কে আ জানিয়ে রাখা ভা জানিয়ে রাখা উচিত। এবং তারপর দেখা গেছে যে হ্যাঁ। আ তারপরে দেখা যাচ্ছে যে, যতটা সম্ভব ঘরোয়াভাবে এ্যা ওইযে যে, দিনগুলোতে আসলে বাংলাদেশে যেভাবে পা উদযাপন করা হয়। যতটা সম্ভব আসলে পারা যায় যে, ওই আ সেই জিনিসগুলো সাথে আসলে বাচ্চাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য সেগুলো আসলে একটুখানি করে যদি ছোট করে অ অনুস অনুষ্ঠিত করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম যে, যদি আসলে এগুলো ও মানে সুন্দর করে আ এ্যারেঞ্জ না করা যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে অন্ততপক্ষে এই ব্যাপারে সুন্দর একটা আ গল্প বা এর ইতিহাস সম্পর্কে আসলে তাদেরকে জানানোটা কিন্তু ভীষণভাবে জরুরি। হ্যাঁ।
না জানিয়ে নেয়া জানিয়ে দেওয়া এ যে, ওইদিন আসবে। হ্যাঁ, হ্যাঁ। যা, যা হয় আরকি। হুম, না আসলে খুবই দারুণ বলেছেন। জানানো যেতে পারে। বুঝতে পেরেছি। মানে একদম practical না হলেও অন্তত খাত কাগজে কলমে যেন একটু হলেও গল্পটা জানতে পারে।
হ্যাঁ, theoritical একটুখানি হে জানানো উচিত।
জ্বি, জ্বি, না আসলে খুবই দারুণ বলেছেন। কিন্তু বিশেষ করে এইযে ধর্মীয় দিকগুলা কিভাবে ঐতিহ্যের সি মানে প্রত্যেকটা ধর্মের কথা যে, বললেন, এটা। তারপর প্রত্যেকটা জাতির কথা, বাঙালি জাতি, আদিবাসী জাতি এদের যে, একটা অনুভূতি আছে তাদেরও যে, অনুষ্ঠানগুলোতে সবাইকে যাওয়া উচিত। এগুলো কিন্তু বেশ দারুণ বলেছেন আপনি। তো আপনাকে কিন্তু অনেক ধন্যবাদ। আ এত সুন্দর, সুন্দর, কিছু কথা আমার সাথে বলার জন্য। অনেক ভালো থাকবেন।
হ্যাঁ। আহ। আসলে আপনাকেও অস অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনিও আ খুব সুন্দর করে আসলে আ একটা আলোচনা আমরা করলাম। দেখা যাচ্ছে আপনার সাথে কথা বলতে গিয়ে কিন্তু দেখা গিয়েছে যে, এই আ যে যে, একদম ভিতরের ব্যাপারগুলি এগুলা আসলে বেরিয়ে আসলো। কারণ আপনি এত সুন্দর করে বলছিলেন একদম খুঁজে, খুঁজে, আমার ভিতর থেকে এ্যা কথাগুলো বের করলেন তো বেশ ভালো লাগছে আসলে বলতে পেরেও ভীষণ ভালো লাগে। এ ধরণের ভালো, ভালো আ অভিজ্ঞতা। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সময় আ কাটানোর জন্য আমার সাথে। ভালো থাকবেন।
হু, হুম। হ্যাঁ, সত্যি কথা।